হ্যালো! শুভ সকাল কেমন আছেন?
হ্যালো! শুভ সকাল। এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও অনেক ভালো আছি। তো আজকের দিনটা তো মনে হচ্ছে একটু ভালোভাবেই শুরু হচ্ছে এ বৃষ্টি, সকাল বেলা সারারাত বৃষ্টি হয়েছে আমাদের এখানে। আ সকালবেলাও একটু হয়েছে। তো আপনার কি অবস কেমনভাবে শুরু হলো দিনটা?
এই তো আ বৃষ্টির যে ব্যাপারটা বললেন আ আমাদের এখানে কোন বৃষ্টি হয়নি এখন পর্যন্ত। তো এ এটা আমি সকাল অবধি উপলব্ধি করলাম এরকম কোন বৃষ্টি হয়নি। আর ব্যাপারটা হলো যে আমি, এখন অবসর সময় পার করছি আমার ইউনিভার্সিটি অফ। আর ফোন নিয়ে বেশি ঘাটাঘাটি হচ্ছে। তো এভাবেই যখন বোরিং লাগে বেশিরভাগ সময় হচ্ছে আমি একটু ফোন নিয়ে বিজি থাকি। এই আর কি চলছে।
আচ্ছা, আচ্ছা। জি, জি। একদম, একদম। আসলে আমরা বোরিং সময়গুলো আসলে ফোন নিয়ে পার করি, প্রযুক্তি নিয়ে পার করি। এগুলো করে থাকি। আবার হচ্ছে যারা একটু ইয়ে আমরা দেখা যাচ্ছে মাস শেষে একটু সমস্যাও হয়েছে একদিক দিয়ে আমরা বিভিন্ন ধরনের গ্যাজেট কিনে ফেলি। অ্যা আসলে আমরা ইলেকট্রিক পণ্যের উপর দেখাচ্ছে আমরা যেভাবে কিনতেছি আমাদের অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলো, এগুলোও একটু মনে হয় একটু পর্যবেক্ষণ করা দরকার।
হুম। হুম। হ্যাঁ অবশ্যই।
তো সেক্ষেত্রে আমি আপনাকে একটা কথা বলতে চাই যে আসলে অ্যা কিভাবে আমরা টাকা সঞ্চয় করতে পারি? বা ছোট, ছোট খরচে কি টাকা সঞ্চয় করা বড় সঞ্চয় করা সম্ভব?
হ্যাঁ।